এ্যা হ্যাঁ, মানে ফোনে হইলেও করে। কিন্তু ঐযে, একটা ব্যাপার কি আসলে আপনি মানে আমি আপনার সাথে একটা দুঃখের কথা শেয়ার করলাম, তাই না? তা এখন আপনি হচ্ছে যদি ওইটা নিয়ে তখন হচ্ছে আমাকে তিরস্কার করলেন, হাসিঠাট্টা করলেন। তখন কিন্তু আমার মনটা ভেঙে যাবে, তাই না? আপনি যদি পরবর্তীতে যদি আমার ওইটা নিয়ে কেয়ার ও দেখাতে আসেন। তাও আমার কাছে মানে ওইটা নিয়ে, আপনার কাছে আরও বিস্তারিতভাবে বলতে ভয় লাগবে। মনে হবে যে আপনি আবারও যদি তিরস্কার করেন। তাই না? <clears throat>
জ্বী। <chuckles> না, না না, জ্বী। জ্বী, জ্বী, জ্বী। লাভ হবে না। জ্বী, জ্বী, অবশ্যই। এর সেই ভয়টা তো থেকেই যাবে। একবার একবার যেহেতু তিরস্কার তিরস্কার হয়ে গেছে। তখন তো সেই ভয়টা তো রয়েই যাবে। জ্বী, জ্বী।
হ্যাঁ, তখন কিন্তু ভয়টা থেকে যাবে। সুতরাং ঐ যে পরবর্তীতে আপনি কেয়ার করলেন। ওইটা কিন্তু তখন খুব একটা ম্যাটার করবে না। কারণ আপনি তখন পরবর্তীতে গিয়ে আপনি ইয়া করবেন, জিজ্ঞেস করবেন যে, "ভাই, আচ্ছা তোর সমস্যাটা কি?" আম আ এ এটা নিয়ে আসলে ভাবা উচিত, সিরিয়াস ভাবে ভাবা উচিত। তখন কিন্তু সে ভয় পাবে। যে আবার যদি তিরস্কার করে। তখন ওই ব্যাপারটার সমাধানটা কিন্তু সেভাবে আসবে না। কিন্তু যদি আপনি শুরুতেই যদি একটু মানে ঠিকঠাকভাবে এ্যা অ অন্তত মজা না করে হ্যাঁ, যদি সিও স সহানুভুতিও যদি না দেখান। আপনি যদি জাস্ট এ্যা মনোযোগ দিয়ে কথাটা শোনেন। মানে অন্তত মানুষ চাই কি আমরা? যে, আম এ বেশি কিছু না, একটু মনোযোগ দিয়ে শুনুক আমার কথাটা। আসলে অনেক সময় এতটুকুই যথেষ্ট। হ্যাঁ, অনেক সময় এতটুকুই কিন্তু যথেষ্ট যে আমার কথাটি শুনুক। কিছু বলতে হবে না, জাস্ট শুনুক। এই শোনাটাই মানে য যথেষ্ট হয়। তো সেটাও যদি করে তাহলেও কিন্তু হয়, মানে তিরস্কারটা না করে। তো এইটা আসলে হয় না। যার কারণে অব অনেক সময় দেখা যায়, যে আমরা বন্ধুদের সাথেও কোন কষ্টর কথা শেয়ার করতে পারি না। যেমন আমি নিজের কথাই যদি বলি, যে আমারও অনেক মানে এ্যা ডিপ্রেশন এর সময় কেটেছে। তো তখন আমি হচ্ছে আমার কোন বন্ধুদের সাথে মানে আমার বাস্তব জীবনের যারা বন্ধুরা আছে। তা আমি তাদের কারো সাথে মানে এ ব্যাপারে কিছু শেয়ার করতে পারি না। আমার হচ্ছে অনলাইন এ কয়েকজন বন্ধু আছে ওরা ওরা যথেষ্ট মানে সাপোর্টিভ। তো ওদের সাথে শেয়ার করেছি এবং ওরা আব আ সেই ব্যাপারে সাপোর্ট দিয়েছে। কিন্তু আমি আ যাদের সাথে ছোটবেলা থেকে বড় হয়েছি, একসাথে পড়াশোনা করেছি। ওদের সাথে আমি এ ব্যাপারে শেয়া শেয়ার করার সাহসই পাইনি। মানে এরকম হয়েছে।
করবে না। জ্বী। সামান্য সহানুভূতি দেখালেও সামান্য সহানুভূতি দেখালেও হতো। জ্বী। জ্বী, জ্বী, জ্বী। জ্বী, জ্বী। একজন মানুষ, একজন যে আমার কথাগুলো শুনবে। জ্বী, জ্বী। জ্বী, জ্বী। না, না, সেটা সেটা তো। জ্বী। জ্বী। না তাহলে বিষয়টা বিষয়টা খুবই দুঃখজনক ভাই। আমি আমার পার্সোনাল দিক দিয়ে বলতে মানে আমার নিজস্ব দিক দিয়ে বলতে গেলে, আমার
হ্যাঁ।
ডিপ্রেসিভ মুড মানে বা মন খারাপের সময় খুবই তেমন একটা ছিল না। কারণ যখন, একবার ছিল, যখন এ লেভেলস পার হচ্ছিলাম। তখন ১ সাবজেক্ট এ ফেল করার কারণে অনেকটা মন খারাপ ছিল। কিন্তু ওটা মন খারাপ, ওটা ডিপ্রেসিভ পিরিয়ড ছিল না। কিন্তু একটা ঘটনা বলতে পারি, যে আমি যে বিল্ডিং এ থাকি। সেই বিল্ডিং এর ২য় তলায় একটা ছেলে যার মানে সে অল্ম সে প্রত্যেক মাসে তার আয় ছিল প্রায় ১.৫ লক্ষ টাকা। তার তার জীবনে তার জীবনে কোন কষ্ট আমি দেখি নাই। তার বাবা-মা খুবই ভালো ছিল। তার তার বাবা-মাও খুব ভালো। কিন্তু ছেলেটা এক রাত্রে মানে সে নিজেই
হু, হু। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। বুঝেছি। আচ্ছা। উফ বাহ! আচ্ছা। হুম।

আ একটু ভাই, এটা মানে
এটা, এটা, এটা, এটা খুবই, এটা, এটা খুবই গায়ে লাগলো আমার সেই জিনিসটা। কারণ আমি জি, জি, জি, বলুন ভাইয়া বলুন।
এই, এই ঘটনাটা থেকে হ্যাঁ মানে এই ঘটনাটা থেকে একটা ব্যাপার আমার মাথায় আসলো যে, আসলে, এই যে, মানে সব সময়ে উপ অতিরিক্ত কেয়ার দেখানোটা আবার ভালো না। এই যে, বাবা-মা সবসময় মানে অনেক বেশি আদর দেখাইছে, মানে তাকে কঠিন বাস্তবতা সম্পর্কে আসলে শিক্ষাটা সেই ভাবে হয়তো দিতে পারেনি। আ যার কারণে হচ্ছে সে এই যে, সামান্য বাবা-মা একটু, কটু কথা বলেছে, এতেই সে রাগ করে বসে আছে। যেটা হচ্ছে এই যে, আমরা যারা ধরেন মানে মোটামুটি বাবা-মার আদর এবং কটু কথা ২ টাতেই অভ্যস্ত
অবশ্যই, অবশ্যই। দিতে পারে নাই। জি, জি। ডান্ডা, আ ব্য আদর এবং ডান্ডা দোনোটাতেই অভ্যস্ত। জি, জি।
হ্যাঁ, ২ টোতেই অভ্যস্ত আমরা কিন্তু মানে বাবা-মা একটা কটু কথা বললেও আমরা এটাতে মানে এখন আর তেমন মনে কষ্ট পাই না। এটা মনেই লাগে না তেমন একটা। <laughs>
না, না, ভাই আমি, আমি last না, না আমি, আমি last one year পর্যন্ত এই যে, COVID এর মানে ঐ ৫ তারিখে যেই ঘটনাগুলি ঘটলো আমাদের দেশে, ইন্টারনেট-মিন্টারনেট বন্ধ হয়ে গেল। সেখানে, সেখানে আমার freelancing career বিশাল বড় একটা ধাক্কা খায়। সেখান থেকে মনে করেন যে, আমি প্রায় কত? প্রায় ৬-৭ মাস পুরা সম্পূর্ণ বেকার। চাইর আনা ইনকাম ও নাই আমার। তো আমি কটু কথা ভাই, আমি কটু কটু কথা আমি মনে করেন যে, কটু কথার ভিতরেই থাকি চতুর্দিকে। কটু কথা এখন আর আমার গায়ে লাগে না। bulletproof skin বলতে পারেন।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আরে ভাই কি বলেন! দুঃখজনক তো। <chuckles> আহ। হ্যাঁ, মানে তবে এই, এই সময়ে আসলে support টাই আমরা আশা করি কিন্তু। মানে যেমন আপনি কিন্তু এই, এই পরিস্থিতি নিয়ে কিন্তু আপনি নিজে যে, খুব আনন্দে আছেন তা কিন্তু না। আপনি নিজেও কিন্তু নিজে থেকেই কিন্তু খুব অপরাধবোধের মধ্যে আছেন যে, বাবা-মায়ের উপরে বোঝা নিয়ে ব্য থাকতে হচ্ছে। আবার তার উপরে যদি বাবা-মাও আ কটু কথা শোনায় তখন কিন্তু এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। এই সময়ে আমার মনে হয় যে
না, না। জি, জি। তারপরও ভাইয়া কিছু, কিছু, কিছু, কিছু, কিছু, কিছু কথা আপনার কি মনে হয় না যে, গিলে খাওয়া better? মানে গি-গিলে খাওয়াটা ভালো?
হ্যাঁ, কিছু কথা তো আসলে ভাই ওরকম গিলে খেতে হবেই। কারণ যেহেতু আমরা সমাজে বাস করি, এই সমাজের মধ্যে আসলে থাকতে হলে মানে ভালো খারাপ ২ টাকে মেনে নিয়েই থাকতে হবে। আ সবাই যে, সবসময় ভালো কথা বলবে বা খারাপ কথা কেউ বলবে না এমনটা তো না। ঐ যে, মানে আমরা যদি এরকমটাই expect করি তাহলে তো ঐ যে, ঐ ছেলের মতোই অবস্থা হবে আসলে। <laughs>
জি, জি। না, না। সেটাই, সেটাই, সেটাই যে, চতুর্দিকে সুন্দর করে রেখে দাও আমাকে বালিশ চাপা। যাক কল খুব ভাল লাগলো ভাইয়া আপনার সাথে কথা বলে। মানসিক ব্যাপারে, মানসিক রোগের ব্যাপারে কথা বলে খুবই ভাল লাগলো আমার নিজের থ মানে আমার নিজের চিন্তাভাবনা গুলো share করে।
হ্যাঁ। <chuckles> এ একদম ঠিক কথা বলেছেন। আমার কাছেও খুবই ভালো লাগলো ভাই।

আমার আমারও ব তাই মত ভাই। মানে ব্যাপারটা আসলে এরকম যে, আমরা একে তো প্রথ প্রথমত হচ্ছে আমাদের পরি পরিবারের থেকে মানে সবথেকে ব্যা বড় ব্যাপার কি? আমরা যদি ধরুন, অ্যাঁ একটা মানসিক সমস্যার মধ্যে দিয়ে গেলে, অ্যাঁ তখন যদি পরিবার আমাদেরকে যদি সাপোর্ট করে, তাহলে কিন্তু আমাদের আসলে মা আশেপাশের মানুষ কী বলল না বলল, সেটাতে আসলে খুব একটা প্রভাব ফেলে না। মানে
আ মা জি, জি। আমা আমাদের এত তোয়াক্কা নাই যে, কী বলল পাশের বাড়ির আবুল, কী বলল আমার নামে, কী আসবে যাবে? জি, জি।
অত অত তোয়াক্কা নাই, হ্যাঁ। হ্যাঁ, যদিও ওইটা একটা খারাপ ইফেক্ট পড়ে, কিন্তু উ তারপরও পরিবার যদি সাথে থাকে, তাহলে কিন্তু আর সেটা কোনো মানে তেমন বিশেষ কোনো প্রভাব ফেলে না। তো আবার আস যদি দেখা দেখা যায়, পরিবারই সাপোর্ট দিচ্ছে না, পরিবারই মনে করতেছে যে না, আমি তাদের জন্য অ্যাঁ মানে বোঝা স্বরূপ। তখন কিন্তু, মানে ব্যাপারটা এমন হয়ে দাঁড়ায় তখন বাঁচার ইচ্ছা থাকে না। মনে হয় যেন, মানে এ বা এই জীবনে বেঁচে থেকে কী লাভ আসলে? মানে, এরকম ধরনের
জি। বোঝা। জি, জি। তখন তখন মূলত এক রকমের মরার উপর খাঁড়ার ঘা হেই সেই সেই রকমের প্রবাদ মতো হয়ে যায়। জি, জি।
হ্যাঁ, একদ একদম। তো আসলে এই সকল বি বিষয়গুলোর কারণেই আমরা হ হচ্ছে মানসিক কোনো সমস্যা থাকলে, সেটা নিয়ে হচ্ছে ওপেন ডিসকাশন করতে আসলে লজ্জা পাই এবং মানে ব কাউকে বলতে চাই না সহজে। যা নিজের সমস্যাটা আসলে নিজেই ভুগতে থাকি, ভুগতে, ভুগতে, ভুগতে, ভুগতে একটা সময় এমন হয়ে যায় যে, আ মানে এই সমস্যাটা আসলে গভীর রূপ ধারণ করে। এবং শেষে এইযে আসলে অ্যাঁ একটা ব্যাপার কি এইযে মানে মানুষের আ খারাপ ধরনের চিন্তাভাবনা তখনই আসে যখন আপনি হচ্ছে দীর্ঘদিন ধরে আ এই মে চিন্তাগুলো মাথার ভিতরে চলতে থাকে। আ এ এটা যদি মনে করেন বের না করা যায় বা এটা নিয়ে মাস কারো সাথে শেয়ার না করা যায়, একটা কথা আছে যে আ বা কষ্টের কথা কাউকে শেয়ার করলে তাহলে কষ্টটা হালকা হয়
জি। অ হয়ে যায়। জি, জি।
তো আসলে সেটা যদি কেউ শেয়ার করতে পারে, তাহলে কিন্তু মানে ব ওই কষ্টটা হালকা হয়ে যায় এবং ওইটা মাথার মধ্যে আর পরে থাকে না। আ এর ফলে হচ্ছে হ্যাঁ।
উ কিন্তু আ আমার আমার এটা এ এদিকে ভাই আমার একটা মত আছে। কিন্তু আপনি এটার সাথে সহমত কিনা জানি না। আমাদের আ মানি, আমরা মানুষ হিসেবে এই সমাজের আমরা কিন্তু দিন, দিন ওই পর্যায়ে চলে যাইতেছি যে, কেউ যদি আপনার কাছে ওপেনলি, মানে খোলাভাবে আপনার নিজের ভাব প্রকাশ করতে যায়, আপনি তাকে কটু নজরে দেখা শুরু করবেন যে সে বুদ্ধিকম মার্কা মানুষ। তার সকল ফিলিংস, তার সকল অনুভূতি সে মাঝ মানুষের মাঝে গেয়ে বেড়ায়। এটা কিন্তু বলবেন না, যে হয়তো সে হয়তো কোনো মানসিক ঝামেলার ভিতরে আছে, বা সে হয়তো ডিপ্রেসিভ পিরিয়ড এর ভিতর দিয়ে যাচ্ছে, যেটার কারণে সে আমার সাথে শেয়ার করতেছে। আপনি তখন মানুষের দিক দিয়ে চিন্তা করবেন না জি, জি। আর আপনি ন নিজে ঠিকঠাকভাবে নিজের দিক দিয়েই চিন্তা করে দেখেন, যে আমি
জি। জি, বন হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, সেটাই তো। <chuckles> হ্যাঁ। এটা ভাই, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। <chuckles> হ্যাঁ।

কারণ আপনি আ মানে আপনার ফ্রেন্ড সা মানে ফামিলি পরিবার-পরিজন বাদ রাখলাম। আমি সাইডে রাখলাম, পরিবার-পরিজন। তারা তাদের মানদাতা আমলের ট্র্যাডিশনাল ভিউস তাদের চিন্তাভাবনা থেকে বেরোতে পারবে না। আমি সাইড করে দিলাম। আপনি নিউ এজ নতুন প্রজন্মের বাচ্চা-পোলাপান যে বা আমাদের সাথের যে বন্ধু-বান্ধব আছে তাদের কথাই ধরেন। তাদেরকে গিয়ে আপনি আজকে হুট করে গিয়ে বলেন যে আমার মনটা ভালো নেই। আমি খুবই ডিপ্রিসিং একটা মুড এর ভিতর দিয়ে যাচ্ছি। আমার মন-মানসিকতা আজ অনেকদিন যাবত ভাল্লাগতেছে না। ওরা ওইটা নিয়ে নিবে মজা। ওরা কইবো যে তুমি, তুমি, তুমি স্যাড বয়, তুমি, তুমি দুঃখু মিয়া, তুমি কাজি নজরুল ইসলাম। এরকম বলবে। তো তখন তো, তহন তো আর, তহন তো খাড়ার উপরে ডাবল ঘা।
হুম। হ্যাঁ। হ্যাঁ। বন্ধুরা, হ্যাঁ। হ্যাঁ। <chuckles> হ্যাঁ, ওইটা নিয়ে ওরা মজা নেবে আসলে। <laughs> শুনতে যদিও মজা শোনা যাচ্ছে। মানে শুনতে যদিও মানে হাসি আসতেছে কিন্তু আ আল্টিমেটলি কথাটা কিন্তু উব অ্যা খুবই সত্য একটা। হ্যাঁ, কথাটা একদমই হাসির না। মানে ব্যাপারটা অ্যা একটা তিতা সত্য আসলে। মানে অ্যা এরকমই হয়। কেউ যদি কোনো দুঃখের কথা যদি কোনো বন্ধুর সাথে শেয়ার করতে যায় তাহলে ওরা দেখা যায় এটা নিয়ে মজা নেয়। মানে বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে এটা বেশি হয়। মানে মেয়েরা কিন্তু একজন আরেকজনের কাছে দুঃখের কথা শেয়ার করলে, ওরা মানে চেষ্টা করে সান্ত্বনা দেওয়ার জন্য। কিন্তু ছেলেরা আসলে
কথাটা কিন্তু হাসির না ভাই। জি, জি অবশ্যই। কথাটা হাসির না। জি, জি। জি, জি, জি, জি। সেটাও, সেটাও, সেটারও, সেটাও আমি বলব যে ভাইয়া সেটাও একটা মানে ছলনার, উব ছলনাময়ী ভাব থাকে। কারণ আপনার মেয়েদের, না, না, মেয়েদের ভিতরে দেখবেন যে আপনার এই সেম কষ্টের কাহিনীটা নিয়েও আরেক মেয়ের কাছে ট্রান্সফার করে দিবে।
হু। মানে আপনি দেখুন, যদি ছলনাও করে থাকেন। হ্যাঁ, সেটা আরেক আরেকজনের কাছে ট্রান্সফার করে দিবে, সেটা ঠিক। কিন্তু তারপর ওই যে আপনি স সামনা সামনি তো আপনি সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন। মানে ও এ সেটাই বা কম কিসে। যে সেটা তো আমরা হচ্ছে ছেলেরা হচ্ছে আমরা একজন আরেকজনের সাথে কষ্টের কথাটা শেয়ার করে পাই না। আরও উল্টো হচ্ছে
সেটা তো করবেই। সেটা, সেটা দেখাবে। জি, জি। না। সে, সেদিক, সেদিক দিয়ে, সেদিক দিয়ে আমি আবার আমি আমাদের ছেলেদের সাথে। কারণ আমারা ছেলেরা সামনা-সামনি গালিগালাজ করলেও, অপমান করলেও ঠিকই ওই জিনিসটা নিয়ে পরে কেয়ার করি। যে না, ও একটু মন-মানসিকতা খারাপ। এই জিনিসটা একটু দেক দেখা উচিত। যে ওর মান মানসিকতা কেন খারাপ। সেটা নিয়ে আমরা কেয়ার পরে হইলেও করি।
<laughs> হ্যাঁ, পরে কেয়ার করে, সেটা ও ঠিক। হ্যাঁ।